অবশ্যই। দেখেন এই যে যখন এই যাত্রাটা শুরু হলো, তখন আমি একটা স্টার্টেজি তৈরি করলাম। সেটা হচ্ছে যে স একদম শুরুতে খুব ছোট একটা দল অ্যা আমার সঙ্গে আসলে আমি দুজনকে নিয়েছিলাম। একজন সহকারী আসলে সে সকল কাজে হেল্প করবে, হ্যাঁ এবং আরেকজন আসলে সহকারী ফটোগ্রাফার। তো এবং এই যে দেখেন এই যে মার্কেটিং করার কিন্তু একটা ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ওইযে Facebook পেজ খোলা, সেখানে বিজ্ঞাপন দেওয়া এই কাজগুলোর কা আ দেখতে হয়েছিল আমাকে। এবং আমাকে কিন্তু আসলে হিসাবটা নিয়ে অনেক ভাবতে হয়েছে। যেহেতু একটা টাকা ইনভেস্ট করে ফেলেছি, সেইক্ষেত্রে আমি আসলে কতদিন আন দেখা যাচ্ছে যে আমি এই আমার টাকার উপরে বা সঞ্চয়ের টাকার উপরে চলতে পারবো এবং আমার যদি আসলে আ এখান থেকে ইনকাম না হয়, আমাকে তো কিছুদিন তো আসলে এই যে দেখা যাচ্ছে যে এই কাজটা ছেড়ে দিয়ে চাকরি খোঁজার পেছনে দিতে হবে। তো সেই ক্ষেত্রে সেরকমও একটা কিন্তু ব্যাকআপ আ আর ব্যাপা ব্যাকআপ এর কথা চিন্তা করতে হয়েছে। এবং সেটাও আমি আলাদাভাবে ভেবে রেখেছিলাম যে যদি আমি আগামী ৩ মাসের মধ্যে আসলে আ আশাজনক কোন কিছু না দেখি তো স হ্যাঁ তো সেই ক্ষেত্রে পরবর্তী ৩ মাস যেন আমি আ সঞ্চয়ের উপর চলে আসলে অন্য কোন একটা চাকরিতে আ ঢুকে যেতে পারি। তো এরকমও কিন্তু একটা চিন্তা ছিল আমার মধ্যে।
আচ্ছা। সহকারী ছিলেন আ হ্যাঁ। সেটা তো অবশ্যই হ্যাঁ। সেটা তো অবশ্যই। এটাও চিন্তার একটি। হ্যাঁ। অ্যাহ হ্যাঁ সেটা তো অবশ্যই। অ কোন একটা আশাজনক না হয় আ আচ্ছা, আচ্ছা। আপনার আসলে চিন্তার ব্যাপারটা তো ছিলই। কারণ আপনি যে এট এত বড় একটা রিস্ক নিয়েছেন। এক্ষেত্রে আসলে আপনি যে আসলে ম্যা বলা যেতে পারে যে সফল হবেন এটার কিন্তু কোন নিশ্চয়তাও ছিল না। আর আপনি এক্ষেত্রেও কিন্তু আসলে আপনার সাথে আরো ২ জন লোক ছিল, ছোট একটা টিমের ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু একটা খরচের ব্যাপারও ছিল। যেটা আসলে আপনাকে চিন্তিতও করছিল। কারণ আপনি যে আসলে এখানে একটা ফলাফল ভোগ করতে পারবেন, এর যে ভয় যে ব্যাপারটা এটা কিন্তু আসলে আপনার মধ্যে ছিল। যে হবে কি হবে না? তো সেক্ষেত্রে আসলে আপনি একটা মানে অ্যা রিস্ক ও নিয়েছিলেন যে আসলে এখানে যদি ৩ মাস কিছু না হয় সেক্ষেত্রে আসলে সঞ্চয় থেকে কি যে টাকাটা বেঁচেছিল, ওইটা দিয়ে আসলে আপনি এ ৩ মাসটা চলে মানে পরবর্তীতে একটা চাকরির একটা ব্যবস্থা করবেন। না বিষয়টা আসলে অ্যা বলা যেতে পারে পরিকল্পনার ব্যাপার, সেটা তো ঠিক। এই ক্ষেত্রে আসলে পরবর্তীতে আপনি কি দেখলেন? এবং আ পরবর্তীতে যে সফলতার ব্যাপারটা, এটা আপনি আসলে কিভাবে নিলেন? আর কিই বা হলো?
ছিল না। হু। পরবর্তী ৩ মাসে অন্য কোন একটা চাকরিতে যাওয়ার আসলে পরিকল্পনা করছিলাম। আচ্ছা।